আচ্ছা, আমি না একটা বড় সমস্যা দিয়ে যাচ্ছি। আ আমার জীবনে কাজকর্মগুলা না কেমন জানি পুরোপুরি সম্পন্ন করতে পারছি না। আর দেখা যাচ্ছে কোন কাজ ধরলে অর্ধেকে মধ্যে যেয়ে থেমে যাচ্ছি অথবা অর্ধেকের কম হয়ে যাচ্ছে। হ্যাঁ? এই কারনে না দেখা যাচ্ছে, সময় মিলাতে পারছি না এবং জীবনে প্রচুর পরিমানে ব্যাঘাত ঘটছে। রাতের ঘুমটাও হারাম হয়ে যাচ্ছে। এরকম একটা সমস্যা দিয়ে যাচ্ছি। এখন আসলে আমি বুঝে উঠতে পারছি না। কি করলে আমি এটা থেকে মুক্তি পেতে পারি? মানে খুবই একটা বড়ো সমস্যা আছে এই বিষয়টা নিয়ে।
উম বুঝতে পেরেছি। আসলে আপনার সমস্যাটা একটুখানি আ জটিল। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে, আপনি একটা মানে মানসিক আ একটা খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছেন। আ তবে আপনাকে বলবো এটা নিয়ে টেনশন করবেন না। কারণ দেখা যাচ্ছে যে, একটুখানি উ সবকিছু একটুখানি অন্যরকম ভাবে যদি গুছিয় করেন, একটু নিয়ম অনুযায়ী করলে দেখা যাবে যে, আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। তো আপনার কাছে একটা জিনিস জানতে চাইব। আ সেটা হচ্ছে এই সমস্যাটা আপনার ঠিক কতদিন ধরে হচ্ছে এবং কোন কোন বিষয়গুলোতে এই সমস্যাটা বেশি হচ্ছে?
জি, জি। জি, জি। জি। আচ্ছা। এইটা না হ্যাঁ, হ্যাঁ। মানে এইটা আপনার হচ্ছে দেখা যাচ্ছে আ আমার বিগত ৬, ৭ মাস ধরে ব্যাপারটা বেশি হচ্ছে। আ বিশেষ করে দেখা যাচ্ছে যে, অপ বাড়ির কাজ বলেন, আ ব্যবসায়িক কাজ মানে আমার কর্মজীবনের কাজ, ওইস প্রত্যেকটা জায়গাতেই আসলে আমার প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটছে এবং প্রত্যেকটা কাজে আমি অর্ধেক করে দেখা যাচ্ছে আ অন্য কোনো একটা দিকে ছুটে যাচ্ছি বা শুয়ে পড়ছি। কেন জানি শেষ করতে পারছি না। আসলেও এটাই মানে প্রত্যেকটা জায়গায় আমার সমস্যা হচ্ছে।
আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হুম। এটা তো আসলে একটা সমস্যারই ব্যাপার। যে প্রত্যেকটা জায়গায় সমস্যা হলে তো সুব খুবই সমস্যা। তো এই কাজগুলো আ এরকম হওয়ার পেছনে কারণটা কি? কাজগুলোতে কি আপনার তেমনটা গুরুত্ব নেই নাকি? আ এটা মনে করুন যে, নাকি অন্য কোন কাজের চাপ শুরু হয়ে যায়? কি কারণে আসলে এরকমটা হচ্ছে? আপনি কি এটা বুঝতে পেরেছেন?
জি, জি। আ আ আমার খালি মাথায় একটা জিনিস ঘুরে। সেটা হচ্ছে কি যে, মানে অর্থনৈতিক স্বাধীনতাটা আমি কবে পাবো? আর এইযে বিশেষ করে দেখা যাচ্ছে যে পরিবারের মানুষজন আদ আমাকে প্রচুর পরিমাণের কটুক্তিকর কথা বলে <snorts> অ্যাঁ যে আমি অ্যাঁম সফল হতে পারছি না। আমার থেকেও আমার বন্ধু-বান্ধবরা এগিয়ে যাচ্ছে। তাদের আত্মীয়স্বজনরা অন খুব ভালো স্থানে আছে। মানে প্রচুর পরিমাণে তুলনা এবং সবচেয়ে বড় যে সমস্যাটা, এইযে যখন এইযে মানুষের জন্য, আমার পরিবারের জন্য আমি কাজ করছি। এখন আমি ওদের কাছ থেকে কোনো প্রশংসা পাচ্ছি না। তো মাঝে, মাঝে ম হয় কি, আ হালটা ছেড়ে দিতে ইচ্ছা করে যে, কাজটা করে হবেটা কি? মানে এরকম একটা চিন্তা ধারণা মাথার ভিতরে না ঘুরতেই থাকে। তো আসলেও আমি বুঝতে পারছি না, এটার কারণে কি আমি কাজ সম্পন্ন করতে পারছি না? নাকি আসলেও কি, কেনইবা এরকমটা হচ্ছে? অন্যরা তো এগিয়ে যাচ্ছে। আমি কেন এগোতে পারছি না?
আচ্ছা। উহু। ওহ হো! হুম। না, না এটা বুঝতেই পেরেছি। আসলে আপনি ওইযে, যে আ কাজের উ থেকে আসলে সেরকম কোন একটা ভালো আ মনোভাব ক তৈরি করতে পারছেন না। কারণ উৎসাহটা আপনার কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, এবং অন্যদের কথা শুনে আ হয়তোবা একটুখানি আপনি ডিমোটিভেট হচ্ছেন। তবে আপনি আসলে মনটাকে একটুখানি শান্ত করুন। কাজের দিকে ফোকাস করার চেষ্টা করুন। কে কি বলছে সেটা দরকার নেই। কারণ দেখা যাচ্ছে, কাজটা তো আপনার নিজেরই একান্তই ব্যক্তিগত। এবং দেখা যাচ্ছে, এটা আ পরবর্তী সময় এটা আপনাকে একটা ভালো কিছু দেবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কাজটার প্রতি একটা গুরুত্ব আসলে তৈরি করা উচিত। আপনি কি আসলে আ কখনো এরকমভাবে ভেবেছিলেন যে আ কাজের যে একটা গুরুত্বটা সেটা কখনো অ চিন্তা করে, তারপর কাজ কাজ কি শুরু করেছিলেন? নাকি আপনার সামনে যেটাই আসছে, সেটাই করে যাচ্ছেন শুধুমাত্র?
জ্বি, জ্বি। একদম, একদম। জ্বী। হুম, হুম। আমার আসলেও সত্যি বলতে, আ ১ম দিকে খুব চেষ্টা করতাম, যে আচ্ছা, আমি কাজের প্রতি অনীহা চলে আসছে, আর বিশেষ করে যে আ উ কর্মক্ষেত্রে যে কাজগুলা। আ সেখানে আমি খুব আগ্রহ নিয়ে কাজ করতে নামতাম, কিন্তু দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট কিছু বলেছে, আমাকে যে এই কাজটা আপনি শেষ করে দিবেন। আমি ব অর্ধেক পথে যেয়ে আমার সবকিছু বন্ধ করে দিয়ে, যোগাযোগ বন্ধ করে দিয়ে, আমি সবকিছু দেখা যেত, যে আলাদা করে বসে থাকতাম। নিজেকে বন্ধ করে বসে থাকতাম। আর আরেকটা যে সমস্যাটা হতো, সেটা হচ্ছে যে এই যে আ বিশেষ করে যখন পরিবারের সঙ্গে আমি কথা বলছি। এখন আ আমার জীবন সঙ্গিনীর সাথে যে সম্পর্কটা এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে। উ সম্পর্কটাকে ঠিক করে রাখা। তার সাথেও দেখা যাচ্ছে, একটা অনীহা চলে আসছে। ঠিক করে কথা বলতে পারছি না। তো আসলেও আ স এটার উৎপত্তিটা কোথায়? আমি এটা এখনো বের করতে চাচ্ছি। আর এটার সমাধানটা আসলেও কি করে হবে? কারন হচ্ছে আমি যতই চেষ্টা করছি যে একটা লক্ষ্য নির্ধারন করে, কাজটা আমি শেষ করব, আমি কোনো ভাবেই ওই জায়গাটাতে যেতে পারছি না।
আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা। হু, হুম। হুম।
মানে
আচ্ছা, বুঝতে পেরেছি।
খুব চেষ্টা করি, কিন্তু খ এখন না কেনো জানি ইচ্ছাটাই নেই।
হুম, হুম, বুঝতে পেরেছি। কাজের প্রতি আসলে আপনার উৎসাহটা কমে গিয়েছে। কারণ বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক কারণগুলো যুক্ত হয়ে কাজের প্রতি আপনার বেশ আ মানে আ উৎসাহটা অনেকটা কমে গিয়েছে। তো এটার পেছনে অনেকগুলো কারণ হতে পারে। ধরুন আসলে আপনি ওইযে যে লক্ষ্যটা স্থির করতে পারছেন না এবং দেখা যাচ্ছে যে আপনি যে কাজটা করবেন, সেই কাজটা আ হয়তোবা একটুখানি ছেড়ে, ছেড়ে করছেন। যার কারণে আ হ হয়তোবা এরকম হচ্ছে যে, আ ওই পরবর্তী সময়ে একবার কয় কাজ খানিকটা করেও চলে যাচ্ছেন। তার পরবর্তী সময়ে এসে করতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো উ শেষ করতে পারছেন না। তো এক্ষেত্রে কি আপনি কখনো এরকমভাবে শুরু করেছেন যে কাজটাকে ছোট, ছোট ধাপে উম মানে বিভক্ত করে আ অথবা, দেখা গিয়েছে একটা রুটিন করে কখনো কাজ করার কথা কি আসলে ভেবেছেন? বা, এরকমভাবে কি কখনো ট্রাই করেছেন? আ রুটিন করে অথবা, কাজগুলোকে ছোট, ছোট অ ধাপে, ধাপে সাজিয়ে?
জি, জি। জি, জি। শেষ করতে পারছি না। না। আমি আসলে এভাবে কখনো করিনি। আর আসলে চিন্তা ও ধারণা আসেনি কখনো যে এরকম করাটা দরকার।
দেখুন, এটা কিন্তু অবশ্যই খানিকটা দরকার। কারণ দেখা যাচ্ছে যে, কাজগুলো একটা কাজ করতে গেলে অবশ্যই আ কাজ সম্পর্কে খানিকটা ভালো ধারণা নিয়ে কাজটা আ আসলে কোন সময় করবেন, কিভাবে করবেন, এই ব্যাপারে একটা ভালো ধারণা থাকাটা কিন্তু ভীষণ জরুরি। তো সেক্ষেত্রে কি হবে, কাজটা করতে আপনার দেখা যাচ্ছে যে, সময়ের সাথে আপনার আ সবকিছু ঠিকঠাক থাকবে এবং কাজটা করতে আপনার অনেক সুবিধা হবে। তো, আপ আক
আচ্ছা, আমি এইভাবে ভাবিনি।
আচ্ছা, আচ্ছা। তো আপনার যে দৈনন্দিন রুটিনটা, সেটা আসলে কেমন ছিল? সেটা কি কখনো ঠিক করে রেখেছেন?
দৈনন্দিন রুটিনের কথা যদি বলি, আ আমি আসলেও দিনটা শুরু করতে চাই যে, একটু সুন্দর করে সবার সাথে কথাবার্তা বলে, আম <smacks lips> এভাবে দিনটা শুরু করতে চাই সবসময়। কিন্তু এটা হয়ে ওঠে না হ হয়তো তাদের কর্মব্যস্ততার কারণে। আ মানে, বিশেষ করে পরিবারের কথা বলছি। আ আমার নিজের কর্মব্যস্ততার কারণে আমি ওইভাবে হয়ে উঠতে পারছি না। তো, এটা আমার খুব ইচ্ছা আরকি। আমার একটা রুটিন আ মানে আপনি যেটা বলেছেন, এটা আমি কখনো করতে পারিনি। অথবা, কখনো লক্ষ্যই আসলে নির্ধারণ করিনি এভাবে। কিন্তু আম আমি আমার রুটিন যদি বলি যে, আমি আসলে কিভাবে কি হয়? সকালে দিনটা শুরু হয় কোনো না কোনোভাবে। মানে ছিন্ন-বিচ্ছিন্ন কোন এমন আছে না যে, সবার সঙ্গে একটু দেখা হলো, তারপরে ঘর থেকে বিদায় নিলাম। এরকম না। স আমি কাউকে উপস্থিত পাচ্ছি না। আমি সুন্দর করে দে দেখা যাচ্ছে যে চলে গেলাম। আ বের হওয়ার সময় মনটা একটু খারাপ থাকে যে কারোর সাথে দেখা হলো না এবং আ দেখা যাচ্ছে যে, উম ম কাজের ক্ষেত্রেও আমার আসলে কোন ডেডলাইন যে থাকে, সে ডেডলাইনটা আমি কখনোই আসলে ওইভাবে নির্ধারণ করে লেখে রাখি না বা কিছু করি না।
হ্যাঁ। আচ্ছা। হু, হু। আ হ্যাঁ। আ হ্যাঁ। উ যেমন? হুম, হুম। হুম।
তো এরকম করে না, কেমন, কেমন, করে জানি দিনটা চলে যায় এবং দিন শেষে আফসোস করতে থাকি, যে কাজগুলা তো শেষ করিনি। এটাস মানে পরে না আমি রাতে ঘুমাতেও পারি না। বে যেটা আমার জন্য এখন সবচেয়ে স্বাস্থ্যের জন্য খারাপ হয়ে দাঁড়াচ্ছে। আমি ঘুমাতে পারছি না দেখে আমি আরো পরের দিন অস্বস্তি বোধ হচ্ছে। মানে খুবই একটা খারাপ অবস্থা।
আচ্ছা। উম বুঝতে পেরেছি। আসলেই, আপনার সমস্যাটা কিন্তু আ ১ম থেকেই যেমনভাবে আপনি বলছিলেন। তো আসলে আপনার ওই যে কাজের প্রতি আসলে আগ্রহটা নেই যার কারণে এরকমটা হচ্ছে। এবং অ উৎসাহটা হারিয়ে ফেলছিলেন বিভিন্ন কারণে। তো আসলে আপনাকে অবশ্যই ১ম এ একটা রুটিন করে খানিকটা একটুখানি দেখা উচিত। যে রুটিন করলে কি হবে আপনার আ কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এবং আরো কিছু বিষয় দেখা যাচ্ছে কাজের ভিতরে একটুখানি যদি ছোট, ছোট বিরতি নেন, তাহলে দেখা যায় পুনরায় কিন্তু আপনার কাজে ফিরতে বেশ সুবিধা হয়। আ এবং ওই যে ছোট বিরতির আ মানে বড় বিরতি না নিলে, ছোট বিরতি যদি নেন তাহলে দেখা যাচ্ছে ওই, ওই সময়টাতে আপনি কাজটা করে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু একবার বড় বিরতি নিলে পরবর্তী প সময় দেখা যাচ্ছে যে, কাজে ফিরতে হয়তোবা আপনার একটু দেরি হয়ে যাচ্ছে। যেমনটা আপনার কথা শুনে বুঝতে পারছি এবং পরবর্তীতে কাজটা হয়তোবা হচ্ছেনা। তো আরো কিছু ব্যাপার করতে পারেন। যেমন ধরুন আ আপনার একটা কাজ শেষে আপনি নিজেকে একটুখানি সহজ পুরস্কার দিতে পারেন। যেমন ধরুন যে একটুখানি ঘুরতে যাওয়া, আ হ্যাঁ, একটুখানি ঘুরতে যাওয়া। উম বা ধরুন কোন একটা নতুন জিনিস কেনা। হ্যাঁ? তো এই ব্যাপারগুলো করলে আপনার কাজের প্রতি যে একটা উৎসাহ সেটা কিন্তু চলে আসবে। আর ভীষণভাবে জরুরি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার পরিবারের সাথে যে সময় না কাটানোর ব্যাপারটা, এটা আপনার মনটাকে খারাপ করছে বুঝতেই পারছি। তো সেইক্ষেত্রে আ যদি এরকমটা হয়, যে আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে যার কারণে আপনি পরিবারের সাথে সময় কাটাতে পারছেন না। তাহলে আপনি একটুখানি চেষ্টা করবেন, আপনার দৈনন্দিন রুটিনটাকেও খানিকটা আ স্বাভাবিক করার জন্য। বা কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন। আ এবং উম একটুখানি দেখা যাচ্ছে যে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলে দেখবেন যে সকালে হয়তোবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। আর সকালে ঘুম থেকে উঠে যদি একটুখানি এক্সারসাইজ করেন, হালকা পাতলা ব্যায়াম করেন, তাহলে দেখবেন যে মানসিকভাবে আপনার সারাদিনটা একটুখানি উম উৎসাহের সাথে যাবে এবং আ বেশ একটা কাজের প্রতি একটা এনার্জি পাবেন। তো এরকমভাবে যদি আসলে আপনি ট্রাই করেন, তাহলে আমি আশা করছি যে, এই সমস্যাগুলো থেকে আ হয়তোবা বেরিয়ে আসতে পারবেন। আপনি কি কখনো এরকম ভাবে কল মানে চিন্তা করেছিলেন?
একদম, একদম। জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। একদম, একদম, একদম। জ্বি। আচ্ছা, আচ্ছা, কীভাবে? জ্বি। জ্বি, জ্বি। ও আচ্ছা। একদম। জ্বি, জ্বি। অবশ্যই। একদম, একদম। আচ্ছা। জ্বি, জ্বি। আচ্ছা। জ্বি, জ্বি। জি, জি, জি, জি। না, না, না, বিশেষ করে রুটিনের বিষয়টা আমি কিন্তু ওভাবে কখনো ভেবেই দেখিনি। আর আপনি যেমনটি করে বলেছেন যে, কাজের মাঝখানে বিরতি, আমার বিরতিগুলো অনেক বড়, বড় হতো। তারপরেই কিন্তু আসলে মূলত আমি এখন বুঝতে পারছি যে বিরতিগুলো অনেক বড় নিতাম বলেই হয়তো আমার কাজগুলাতে আর মনটা ফেরত আসতো না। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা যেটা বলছেন যে, একটু আগে, আগে ঘুম থেকে উঠে পরিবারের সঙ্গে সময় কাটানো, সেটাও কিন্তু আমি কখনো ভেবে দেখিনি। যে আচ্ছা মানে আমার কিন্তু এখন একটু সত্যি বলতে স্বস্তিবোধ হচ্ছে এবং খুব মানে আশাবাদী লাগছে যে, না, এটা তো আসলে করাটা খুব সোজা এবং সহজ একটা কাজ। আর নিজেকে পুরস্কার দেওয়া তো ভুলেই গিয়েছিলাম। আসলে আ আমার যে কতটা ভালো লাগছে আমি বুঝিয়ে বলতে পারবো না। মানে আ এই রুটিনের বিষয়টা আমি কখনো ভাবিনি। এবং কাজের বিরতিটা ছোট করা এবং নিজেকে পুরস্কার দেওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানো। আমি আসলে এভাবে কখনো বুঝে উঠতে পারিনি। মানে আমি যে আপনার প্রতি কতটা কৃতজ্ঞতাবোধ, আসলে আমি বুঝাতে পারবো না। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আসলে খুবই ভালো লাগছে আমার এখন।
হুম। আচ্ছা। উহুম। যাক, আপনার সমস্যাটা সমাধান করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। আশা করছি আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আপনাকেও ধন্যবাদ।